আচ্ছা, এইটা কিন্তু আমি বলবো যে দেখেন, যখন দূরত্ব হয়ে যায় সম্পর্ক কিন্তু আস্তে, আস্তে করে ফাটল ধরা শুরু করে। তো এই সময় করা উচিত কি, যতটুক সম্ভব আপনি কিন্তু চেষ্টা করবেন যে আপনি সময় পেলেই সেই মানুষের সাথে কথা বলার চেষ্টা করা উচিত। আর যদি সময়ও কম হয় তাও চেষ্টা, মানে যখন আপনার মনে পড়লো তখনই আপনি তাকে নক দিলেন, বললেন যে হ্যাঁ, দেখো তোমার কথা মনে পড়েছে বা দেখো তোমার ব্যাপারে আমি এইটা ফিল করছি। এতে কি হয় সেই মানুষটা কিন্তু আপনার ব্যাপারে বুঝতে পারে। সেও কিন্তু আরো বেশি ইমোশনালি কিন্তু আপনার সাথে কানেক্ট হয়ে যায়। সংযুক্ত কিন্তু হয়ে এইটা যেরকম আমার বন্ধুও কিন্তু বিদেশে চলে গিয়েছে, ঠিক আছে? ২ বছর আগে। তো আমি কিন্তু দু দিন আগেও তার সাথে আমার এমনি মনে পড়লো, আমি তাকে ভিডিও কল দিয়ে দিলাম। অনলাইনের কিন্তু এটাই একটা উপকারিতা যে, খুব সহজে কিন্তু আপনি ভিডিও কল দিতে পারছেন। আপনি কিন্তু যু সংযুক্ত হয়ে যে হতে পারছেন যে আপনি তাকে দেখতে পারছেন। আমি তো তাকে বলতে পারছি যে "দেখো এই, এই ঘটনা হয়েছে আমাদের বন্ধুর মাঝে। তোমার কি অবস্থা?" সে কিন্তু তার ব্যাপারে সবকিছু বলল। তো এগুলা করলে কি অ সম্পর্কটা অনেক বেশি গভীর হয়ে থাকে। তো আমি কিন্তু মূলত এটাই করে থাকি।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। ও আচ্ছা। হু, হু। হ্যাঁ, কানেক্ট হইতে পারে। জি। জি। অ্যা হ্যাঁ, ও আচ্ছা! দেওয়া যায়। আচ্ছা। জি। একদম। আচ্ছা ঠিক আছে। মানে এটা বেশ ভালো কাজই করেন। এভাবে যদি কথোপকথন করা যায়, বা আ তাদেরকে আসলে অনেক সময় দেখা যায় কিন আ কিন্তু যে মানে কথো কথোপকথন যেই বিষয়টা রয়েছে এটা কিন্তু হয় না। সেক্ষেত্রে কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তো আরেকটা যে বিষয়টা যেটা হচ্ছে যে আপনি ধরেন সম্পর্ক ভালো রাখার জন্য মানে কখন মাফ চাওয়া হবে, বা মাফ চাবেন বা কখন ক্ষমা করবেন, বা আ মানে দূরত্বটা আসলে কমাবেন, এই বিষয়টা আসলে কতটা গুরুত্বপূর্ণ আপনার কাছে মনে হয়?
জি, জি, একদম ঠিক। জি, জি। বুঝতে পেরেছি। আ আ আমার কাছে মনে হয় যে দেখেন, মাফ চাইলে কিন্তু আপনি ছোট হয়ে যাবেন না। এই যে আমার বন্ধু যে আমার সাথে এটা করেছে সে কিন্তু আমার কাছে মাফ চেয়েছে। ঠিক আছে? তো ক্ষমা যদি কেউ চায়, আপনার কিন্তু ক্ষমা করে দেওয়া উচিত। কিন্তু মাঝেমধ্যে কিন্তু দেখবেন যে আ কিছু মানুষ কিন্তু একদম ইয়া মানে একদম সীমা পার করে ফেলে। তো সেই সীমা পার করে ফেললে কি, কি হয় যে আপনি ক্ষমা করে দিতে পারেন কিন্তু মন থেকে কিন্তু চলে যেতে পারে না। কিন্তু আপনার, আমাদের উচিত যে ক্ষমা করে সবকিছু মিল মিস করে রাখা উচিত। তাহলে কিন্তু সম্পর্কটা ভালো থাকবে। তো আপনার সাথে কথোপকথন করে খুবই ভালো লাগল।
না, না। ও আচ্ছা। জি। জি। না, না। তাহলেই, ভালো থাকবে আরকি।

অবশ্যই, মুরুব্বিদের সাথে আমি যেটা চেষ্টা করি, সেটা হল সবসময় তাদেরকে আ সালাম দেওয়া, বা তাদেরকে সম্মানটা দেওয়া উচিত। এ আমরা করি কি? যে নতুন প্রজন্ম হিসাবে মুরুব্বিদেরকে না একটু মানে আ মানে ই করি আ মানে বে সালাম দিই, না বা সম্মান দিই না একটু মানে এড়িয়ে চলি। তো এই জিনিসটা কিন্তু একদম ঠিক না। এটা করলেই কিন্তু দেখবেন যে তাদের ভিতরে কিন্তু একটা, ঠিক আছে, তুমি দূরে থাকতে চাচ্ছ, আমিও দূরেই থাকবো। বা তারা কিন্তু আমাদেরকে খারাপ নজরে দেখে। তাদের সাথে যদি ভালো সম্পর্ক করতে চান, বেশি কিছু না। আপনি যদি শুধু সালাম দিলেন, আর তার সাথে একটু জিজ্ঞেস করলেন যে "আপনি কেমন আছেন? কি করছেন?" তো এ এগুলা করলে কিন্তু মানে বেশ ভালো হয়ে যায় সম্পর্কে। তার সাথে আমি যদি লিফটে উঠতে যাই, আমি দেখি যে একজন বয়স্ক কেউ আসছে, আমি কিন্তু দাঁড়িয়ে থাকি লিফট ধরে। যে সে আসবে, তারপরে আমিসে লিফটটা মানে চলে যাবো। আবার অনেকে আছে করে কি? যে লিফটে ঢুকতে যাবো, আস্তে করে ইচ্ছা করে বন্ধ করে দেয়, উঠতে দেয় না। তো এতে কিন্তু সম্পর্ক ভালো হয় না, উল্টা আরো নষ্ট হয়ে যায়। তো এই এইগুলো এটার করা উচিত।
হ্যাঁ, হ্যাঁ। সম্মান দেওয়া। অনীহা হ্যাঁ, হ্যাঁ। জী। একদম, একদ কেমন আছে? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ও হ্যাঁ। না, না। একদম, একদম। জি, তো এর মাঝখানে ব যদি আরেকটা বিষয় বা আপনাকে জিজ্ঞেস করতে চাই, হ্যাঁ? যে অ এখন কিন্তু আসলে অনলাইনে অনেকের সাথে পরিচয় হয়। বা পরিচয় থাকে বা নতুন, নতুন বন্ধু কিন্তু তৈরি হয়। সেক্ষেত্রে বা আপনার এই মতামতটা আসলে কি হবে? যে তাদের সাথে ভালো সম্পর্ক গড়ার কী, কী উপায় রয়েছে?
অনলাইনে আমি বলবো যে যতটুকু সময় আপনি দেখেন অনলাইনে কিন্তু এটা কিন্তু একটু মানে একটা মানে ভয়ের একটা জিনিস আছে। যে আপনি অনলাইন এর সাথে যদি একদম নতুন কোন ফ্রেন্ড হয়, তাহলে কিন্তু একটা ভয় থাকে, যে আসলে কি মানুষটা ভালো নাকি খারা? বা সে যেরকম আমি যদি বলি যে আমি গেম খেলি, ঠিক আছে? তো এরকম একটা আমি একটা বান্ধবীকে পাই, ঠিক আছে? তো সে একটা মানে বান্ধবী বলতে সে একটা মেয়ে, আমি চিনি তাকে। তো তার সাথে খেলি, হঠাৎ করে সে আমাকে ১ দিন বলে কি? যে "তুমি আসো। আ আমার একটু অ কথা বলার আছে।" তো আমি না অনেক কিছু ভাবি যে তুমি মানে এরকম কেন হচ্ছে? সে কি আমাকে মানে আর তো কেউ জানে না, আমাকে যেহেতু ডেকেছে। তো আমি করলাম কি? যে আমি কিন্তু আমার লোকেশন আমার বন্ধুকে দিয়ে গিয়েছি, যে যদি কোনো সমস্যা হয় তুমি কিন্তু দেখবা। মানে একটা ভয়ের বিষয় যে নতুন একটা মানুষ আমি কীভাবে মিশবো? তো অনলাইনে কিন্তু এই সমস্যাটা থাকে যে আসলে যে সম্পর্কটা আপনি করতে চাচ্ছেন, এটা কি জেনুইন হবে কিনা? বা মানুষ যেটা মানে অপর পার্স্বে আছে সে কি এরকমই কিনা? একটা ফিল্টার আছে কিনা। এটা কিন্তু দেখার একটা বিষয়।
উব জী। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বি। <chuckles> আচ্ছা। <chuckles> আচ্ছা, ভয় পেয়েছেন আরকি। নাকি?